হ্যাঁ। এবং বাঁশের মধ্যে দেখেছি আমি ওদের যে নরমাল যে টঙের চায়ের যে দোকানগুলো, আপনি পাহাড়ে উঠতে, উঠতে যদি কষ্ট হয়ে যান আপনার ওখানে স্টপেজ নিতে পারবেন। আপনি ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আবার পরবর্তী স্টেপ এ যেতে পারবেন। এবং ওই যে চায়ের দোকানগুলোয়
হুঁ, হুঁ। জ্বী, জ্বী। এবং ওখানেও তারা ওই যে বাঁশের কাপের চা সার্ভ করে। আমার কিন্তু আরেকটা জিনিস খুব মজা লাগে। পাহাড়ি ওরা যে একধরনের পাতার বিড়ি টানে না? বা একটা বিশাল বটা চুরুটের মতো যে থাকে আমার এই জিনিসটা খুব মজা লাগে। আমিও ট্রাই করেছি। বাট ওই পাতার বিড়িটা দেখা যায় যে একটু খাওয়ার পর মাথা ধরে যায়। মাথা কেমন করতে থাকে। আর ওইসব মোটা চুরুটের মতো যেটা থাকে এটা প্রচন্ড কড়া। আমি কখনোই একটানে শেষ করতে পারিনাই ১ বার ১ টা ধরায়। যে আমি মনে হয় 1/3 কি আমার এইদার পাস করতে হইছে, কাউকে দিয়ে দিতে হইছে নাহলে ফেলে দিতে হয়েছে যে সম্ভব না এটা শেষ করা।
রাইট। হ্যাঁ। ওহ মাই গড। হ্যাঁ, হ্যাঁ। আমি খেয়ে দেখছি এটা। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <laughs> অ্যা <laughs> আচ্ছা, আচ্ছা। আমি অবশ্য গাঁজার বিড়িটা, আই গাঁজার বিড়ি বলতেছি। পাতার বিড়িটা খেয়ে দেখেছি। গাঁজা কেন আমার মুখ দিয়ে বের হয়ে আসলো জানেন? ঐ যে আপনি বললেন না মোটা চুরুটের মত। আমার একটা ফ্রেন্ড আছে। ও সবসময় একটা গান গায়। ওই যে গাঁজার নৌকা পাহাড়তলি যায়। হ্যাঁ পাহাড়তলির লোকেশন হচ্ছে চট্টগ্রামে। রাইট? তো আমার ওই ফ্রেন্ড সবসময় বলে যে, "পাহাড়িরা যেহেতু চট্টগ্রামে থাকে আর ওই যে মোটা চুরুটের মতো ওর মধ্যে ওরা নরমালি গাঁজা ঢুকিয়ে দিয়ে সাধারণত খায়। যে কারণেই এই গানটার সৃষ্টি হয়েছে গাঁজার নৌকা পাহাড়তলি যায়।" <laughs> হ্যাঁ সিরিয়াসলি। তো, তো আমার ঐ ফ্রেন্ড বলার পর থেকে আমি কখনো ওইটা ট্রাই করিনি। মানে আমার ইচ্ছা হয়েছে কিন্তু আমি কখনো ট্রাই করিনি। কারণ যদি বাই চান্স আমি খেয়ে <laughs>
<chuckles> জ্বী, জ্বী। হুঁ, হুঁ। নৌকা পাহাড়তলি যায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি জানি। হুম, হুম। হুঁ, হুঁ। হুঁ, হুঁ। হুঁ, হুঁ। আচ্ছা। <laughs> বাহ! <laughs> আপনার সময়সুযোগ হলে আপনি চেষ্টা করিয়েন। আপনার ভাল লাগবে। জিনিসটা আসলে তামাকই বা আমরা যে এমনে নরমালি যে চুরুট পাওয়া যায় বা পাইপে যেটা আমরা ব্যবহার করি তামাক কিছুটা ওটাই হয় কিন্তু অনেক বেশি 'র' আর অনেক বেশি কড়া হয় দেখে একটু ঝামেলা হয়ে যায় আমাদের জন্য। কারণ আমরা এত 'র' বা এত কড়া খেয়ে অভ্যস্ত না।
হ্যাঁ। হ্যাঁ।

হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে পাহাড়ি অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে আপনার কর্মঠ ব্যক্তি। হ্যাঁ? <sniffs> যেমন দেখেন আমরা যারা সমতলে থাকি, আমরা তো প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া-টাওয়া করি। অনেকে এক্সারসাইজ করি, অনেকে কিন্তু আবার এক্সারসাইজ করা হয় না। আমরা শুধু বলতে গেলে খেয়ে-দেয়ে জীবনটাকে কোনভাবে এঞ্জয় করতে পারলেই হলো। কিন্তু ওদের ওখানে বিভিন্ন ফেসিলিটিস কম থাকার কারণে দেখা যায় ওদের পাহাড়ের একবার নিচে নামা লাগছে, একবার উপরে নামা লাগছে। এতে যে পরিমাণে ওদের এক্সারসাইজ হচ্ছে, এইযে এটা আমার কাছে মনে হয় physically fit থাকার জন্য অনেক ইম্পোর্টেন্ট।
হুম, হুম। জি, জি। জি, জি। জি, জি। হুম, হুম। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আবার এই জিনিসটা দেখেন যে, এটা কিন্তু অনেক সারপ্রাইজিং যে এত উঁচা জায়গায় ওরা থাকছে, উঠানামা করতে হচ্ছে। ওদের বয়স্করা খুব সাবলীলভাবে উঠছে, নামছে। আমাদের মা দাদিদের একটু হাঁটাচলা করতে গেলে হাঁটু ব্যাথা, কোমর ব্যাথা। মা দাদি বাদ দেন, আমরা নিজেরাই যখন পাহাড়ে যাই, ট্রেকিং করে উপরে উঠে আমাদেরই জিব্বা বের হয়ে যায়। ওদের বাচ্চা থেকে পুরা একদম পাহাড়ি ছাগলের মতো নাচতে, নাচতে উঠছে। নাচতে, নাচতে নামছে। ওদের কিচ্ছু যায় আসে না।
হ্যাঁ। হ্যাঁ। রাইট। <laughs> কঠিন হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ। <laughs> হ্যাঁ, একদম। আপনি খুব স ঠিক বলেছেন। অ্যা কারণ আ আমার কাছে যদ্দুর মনে হয় যে আমরা তো অভ্যাসের দাস। মানুষ বলতেই অভ্যাসের দাস। তো ছোটবেলা থেকে মনে করেন ওরা ওই পরিবেশে মানুষ হয়েছে। ছোটবেলা থেকে ওরা উঠছে, নামছে। আর ওই যেটা বললাম যে আপনার এক্সারসাইজ হচ্ছে ওদের। তারপরে আবার ওরা ফ্রেশ ফুড খাচ্ছে। কারণ আপনি যদি জানেন পাহাড়িরা যে সকল ফুড খায় নরমালি, এটা কিন্তু পিওর অর্গানিক। ওরা নরমালি <smacks lips> আপনার সার-টার কম ইউজ করে। বুঝছেন? তো আমার কাছে মনে হয় ওভারঅল যদি সিচুয়েশন চিন্তা করেন, ওদের লাইফস্টাইলের সাথেই ওদের এই জিনিসটা খুব ভালো ম্যাচ করে।
হুম, হুম। জি, জি। জি, জি। জি, জি। জি, জি। হুম। একদম। জি, জি। এটা অবশ্য ঠিক বলেছেন। যাই হোক আজকে আপনার সাথে গল্প করে খুব ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ইন আবার কখনো কোন কিছু নিয়ে গল্প হবে।
উ-হু। হ্যাঁ, আপনার সাথেও। জি।